খুবই ভালো একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন আপনি। তো এই যে, আপনি আসলে কখন বুঝতে পারলেন যে, আপনার জন্য হয়তোবা স্ক্রিন টাইমটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কি ওই যে, যখন আপনার একটু চোখের সমস্যা হয়েছিল, তখনই বুঝতে পেরেছেন, নাকি আগেই বুঝেছেন? আর আপনি যখন বুঝলেন যে, না, আপনি হয়তোবা অতিরিক্ত সময় এখানে ব্যয় করছেন। তো সেই মুহূর্তে আসলে আপনি নিজেকে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করেছিলেন?
হ্যাঁ। আ দেখুন এটা আসলে আ ১ম এ আসি যে বললেন যে, এ কখন বুঝলাম। এটা আসলে ১ম খানিকটা মনে হচ্ছিল যে, আমার মনে হয়, একটুখানি স্ক্রিন টাইম আমার বেশি হচ্ছে। আ কিন্তু এটা যে, এতটা বেশি হচ্ছে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো যখন আসলে আম
আচ্ছা, মানে আপনি হয়তোবা নিজের মধ্যে অনুভব করতে পারছেন যে, হয়তোবা একটু অতিরিক্ত সময় ব্যয় হয়ে যাচ্ছে, তাই?
হ্যাঁ, হ্যাঁ। উম মানে সেটা অনুভব করতে পারলেও, সেটা আসলে আমি আ নিয়ন্ত্রণ করার জন্য কোনো চেষ্টা বা এরকম ধরনের কোনো পদক্ষেপ নিইনি, কিন্তু আসলে যখন আ এরকমটা হলো যে, আমার চোখের সমস্যাটা তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমার বেশ গুরুতর দিকে যাচ্ছে, তো তখন আসলে এটা আমার মাথায় আসলো যে, এটা তো সমস্যা তৈরি হয়েছে, এখন তো ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আমি আসলে বুঝলাম যে, এটা আমার যে স্কিন এ যে, আমি সময়টা আসলে কাটাচ্ছি, স্কিন যে দেখছি, যে এটাতেই আসলে সমস্যা হচ্ছে। তখন আসলে আমি আ উপলব্ধি
আচ্ছা, আচ্ছা। উ জি। মানে আসলে এর ক্ষতিকর দিকটা আপনি আসলে তখন ধরতে পারলেন না? হ্যাঁ, উপলব্ধি করতে পেরেছেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এ একদমই ঠিক বলেছেন। তো তারপরে হচ্ছে গিয়ে, আসলে আমি বুঝতে পারলাম যে, আমার এটা কতটা বেশি হো হয়ে যাচ্ছে। তো তারপরে গিয়ে অ্যা এটা কমানোর আ সিদ্ধান্তে আসলে আস এসেছি।